সামাজিক দিক থেকে চিন্তা করতে গেলে আসলে এক ধরনের পরিবর্তন তো আসলে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ, বন্ধু বা পরিবারের সঙ্গে আড্ডা দেওয়ার ক্ষেত্রেও এক ধরনের পরিবর্তন কিন্তু মানুষের মধ্যে আসলে আমরা লক্ষ্য করছি। হ্যাঁ? আগে যেমন যেটা ওইযে আমরা সে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম যে আমরা হয়তো বন্ধু-বান্ধবের সাথে একসাথে হলে, সিনেমা হলে গিয়ে আমরা একটা সিনেমা দেখার একটা ব্যাপার ছিল। এখন কিন্তু আমরা ঘরে একদম neuclear ভাবে হয়তোবা আমি একাই isolated ভাবে আমার একটা সি পছন্দের একটা content আমি দেখতে পারছি। এটা যেমন আছে আবার at the same time অনেকে কিন্তু ধরেন ওই টাইপের কিছু পরিবর্তনও আসছে। অ্যা সিনেমা হলে যেতে গেলে যে পরিমাণ একটা ওইযে নির্দিষ্ট সময়ে একটা যেতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা বন্ধুরা মিলে যদি কোনদিন হয়তোবা একটা movie night করার প্ল্যান করছি, তখন কিন্তু সবাইকে বলতেছি যে, "তুই তুই একটু পিজ্জা নিয়ে আয়, তুই একটু পপকর্ন নিয়ে আয়, তুই একটা কোক নিয়ে আয়। আমরা ৪ জনে মিলে আজকে আমাদের বাসাতে সিনেমা দে একটা Netflix এর একটা সিরিজ দেখে ফেলবো।" তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে হচ্ছে। সিনেমা হলের সেই আবহটাকে হয়তোবা আমরা ঘরে নিজেদের controlled environmentt এ আমরা আমাদের মতন করে বানিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু ওই টাইপের কিছু পরিবর্তন বা, সামাজিক এক ধরনের পরিবর্তন কিন্তু আসলে দেখা যাচ্ছে। আপনি বলতে পারেন।
ঠিক, ঠিক। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জি। হু, হু। উহা হ্যাঁ। হ্যাঁ। আ এটা কিন্তু ঠিক। হ্যাঁ, এটা আসলে একটা ভালো একটা পরিবর্তন আসছে। যে আগে হয়তো কি সিনেমা হলে গিয়ে আসলে সব একসাথে বসে সিনেমা দেখা হতো। এখন ঘরের মধ্যে হয় এবং পছন্দের ব্যাপারটা কিন্তু ঘটে যায়। হ্যাঁ, যে যেটা পছন্দ এটা কিন্তু দেখার একটা স্বাধীনতা সবাই পেয়ে গিয়েছে। এটা কিন্তু বেশ ভালো। তো এইক্ষেত্রে আসলে হ্যাঁ।
হু। উ হুম। হু, হু। অবশ্যই। তারপর ধরুন এইযে প্রযুক্তিগত কিন্তু এ কিছু অগ্রগতি হয়েছে, না? এইযে 4K, HDR, Dolbi এপ্সের মত যে প্রযুক্তি, সেগুলো কিন্তু এখন বাড়িতেই দেখা যাচ্ছে। হ্যাঁ, ইউজার ইন্টারফে user interface টা কিন্তু একটা বড় ধরনের আ মানে easyness মানুষ এন মানুষকে আসলে দিয়েছে। হ্যাঁ, user সহজ হওয়াতে সিনেমা খুঁজে পাওয়াটা অনেকক্ষেত্রে সহজ হয়ে গেছে। মানুষের কিন্তু আচরণগত পরিবর্তনও আসলে এর মধ্যে দিয়ে আসলে এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি।
জি, জি। হু, হু। হ্যাঁ, এটাই। এই অভিজ্ঞতাটা মজার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ হা হ্যাঁ, এটাই, এটাই। হ্যাঁ। তো এক্ষেত্রে আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি ভবিষ্যতে আসলে কি দেখতে চান? হয় না? যে ভবিষ্যৎ নিয়ে আসলে এইযে multimedia হোক বা, streaming platform এ
ভবিষ্যতে তো এখনকার যুগ তো বলছে যে AI এর যুগ। হ্যাঁ? তো AI এর এই যুগে হয়তোবা AI কে connect করে মানুষকে এখন আরো কিছুটা সহজভাবেই হয়তো মানুষ হয়তোবা এখন যেকোনো কিছুই মানে চাইলেই দেখতে পারে। তখন হয়তোবা আ মানুষকে আরেকটু সহজভাবে তখন হয়তোবা visual কোন ফিল পেয়ে মানুষ দেখবে। Technological আরো advancement হয়তোবা চলে আসতে পারে। এটাই আমার প্রত্যাশা।
জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ঠিক। হ্যাঁ।